একদমই ঠিক বলেছেন।
হ্যাঁ, তা আর অ অর্থনৈতিক কারণ, অবকারন মানে বহু কারণ জড়িত আরকি, হ্যাঁ? তো আমি ওই উম মানে দুর্নীতি তো আছেই। YouTube এর YouTube এর তো যারা ওই যে YouTube গুলো চালায় তারা কিন্তু অনেক জিনিস আলোচনা করে। কিছুদিন আগে ছেলেটার নাম ভুলে গেলাম, জার্মানিতে থাকে। সে জার্মানিতে চাকরি করে, সে তুলে ধরলো আরকি। তো কয়েকটা জিনিস আলোচনা করলো। মানে জার্মানির অর্থনীতি, চাকরির ব্যবস্থা, আয়। তার মধ্যে সে বললো যে অনেকে প্রশ্ন করলেন জার্মানিতে কি দুর্নীতি আছে কিনা? ও জবাব দিলো যে জার্মানিতে দুর্নীতি নাই, শূন্য এটা বলা যাবে না। তবে এখানকার দুর্নীতিটা মানে type টা আলাদা। কেমন? যেমন একটা project এ হয়তো বললো যে project টা আমাকে যদি, অ্যা দিলো, তো এতো হাজার ডলার হয়তো। কিন্তু এই এইটা মানে কাজটা তারা ফাঁকি দেবে না। কিন্তু ওই যে দেওয়া নেওয়ার মধ্যে একটু হালকা মানে একটু কাজটা ধরায় দেওয়া এইরকম কিছু আছে। খু সেটা খুব কিন্তু ধরা পড়লেও স বিপদ আছে।
হু, হু, হু, হু। হুম। হুম। আচ্ছা। হুম, হুম। হুম। <coughs> হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওর সাথেই। হুম।
ধরা পড়লে কিন্তু বিপদ আছে। তো বলছে যে উন্নত দেশেও এই এত ঢালাও না। আমাদের বাংলাদেশের যে পার পেয়ে যাবে এইটা।
হুম। হ্যাঁ, আমাদের তো দেখেন দেশে যদি বলি কোনো কাজ করতে গেলে আপনাকে অর্থ ছাড়া আপনি ভালো একটা কাজ করতেই পারবেন না। আমাদের প্রত্যেকটা সেক্টরেই এই অ্যা মানে দুর্নীতি এত পরিমাণ বেড়ে গেছে। আ পুলিশ বাহিনী বলেন আর যাই বলেন, পুলিশ বাহিনীর কথা বলেন যদি দেখবেন যে একটু আপনি কারো সম্পর্কে বলতে গেলেন, হয়তো আপনি নিজেই সেখানে ফেঁসে গেলেন, হ্যাঁ? আপনাকেই ফাঁসিয়ে দিলো এরকমটা। হয়তো বলছে যে, এম আপনি কিছু বললেন আপনাকে ই ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে এটা তো আমি দেখছি। হ্যাঁ।
হাট হুম। হ্যাঁ। পিছেই। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এইটা আচ্ছা, আমাদের এখানে ওই মানে আমার এখানে রেললাইন আমার বাড়ির কাছে তো স্টেশন রেললাইন ট্রেন চলে যায়। এখানে একটা ওই যে ইঞ্জিনের তেল চুরির একটা মানে একটা ইয়ে ছিল আরকি syndicate।
হুম। আচ্ছা, আচ্ছা।
তো এইটা ধরা ধরে এদেরকে থানায় নিয়ে গেছে। থানার আরও উল্টা আরও এদেরকে এ যে লোকগুলো নিয়ে গেছে। এরা মানে উল্টা এদেরকে আবার চার্জ করছে এদের বিরুদ্ধে। হ্যাঁ, যাম তার মানে থানা থেকে যোগসাজশ এদের একটা link আছে। আ তাহলে য যারা আইনের রক্ষক তারাই যদি এই ধরনের সমস্যার সঙ্গে জড়িত থাকে তাইলে তো মুশকিল।
হু, হুম। হু, হু, হুম। একদমই। জি। হু, হু, হু। একদমই। আসলে কি আ সত্যি কথা বলতে কি আমরা একটা আ মানে বাধার মধ্যে পড়ে গেছি। আমরা হয়তো দেখছি অ্যা সমাজের মানুষ, সাধারণ মানুষ আমরা কিন্তু দেখছি জানি এই লোকটা একটা বেআইনি কাজ করে, চোরাচালান করে বা অন্যান্য খারাপ কাজের সাথে জড়িত। তো আমরা কিন্তু ভয়ে, একটা ভয়ের মানে হচ্ছে ভিতরে থাকি। যে আমরা যে বলব সেই সাহসটাই আমাদের হচ্ছে নেই। কারণ অ্যা দেখা যাচ্ছে একটা রাজনৈতিক প্রভাব কাজ করে সমাজে। যদি একটু অতিরিক্ত মাত্রা হয় সেক্ষেত্রে বললে ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ভয়তেও হয়তো আ অনেকে বলে না। কিন্তু এক্ষেত্রে অবশ্যই পরিবর্তন দর হওয়া দরকার বা এখন কিন্তু হচ্ছে। এখন কিন্তু সবাই অনেকেই কিন্তু আ মুখ খুলছে বা বলছে। অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে আমি বলব।
হ্যাঁ। নিশ্চয়ই। আ আব হ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়।

Hello, কেমন আছেন?
জি ভালো আছি। আপনি ভালো আছেন?
হ্যাঁ, আজকে হ্যাঁ, আমি ভালো আছি। আজকের আবহাওয়াটা একটু রোদ রৌদ্রোজ্জ্বল সারা দেশে মোটামুটি। মানে এখন তো মো ফোনে ইয়ার যুগ, ইন্টারনেটের যুগ। এক মুহূর্তে পাওয়া যায়। তো আমার হইছে কি, ওই
আচ্ছা, আচ্ছা। হুম।
'আলো ওগো আলো ওগো আলোয় ভুবন ভরা' রবীন্দ্রনাথের একটা গান আছে না?
হুম।
আলোটা আলোজ্জল না থাকলে আমার মনটা কেন জানি একটু ইয়ে থাকে। মেঘলা আকাশ, কেমন যেন মনটাও একটা ভার, ভার লাগে। আকাশ ভার হ্যাঁ। তো আজকে যাই হোক। উ
আচ্ছা, আচ্ছা। আমার কাছে কিন্তু রোদ না। আমার কাছে একটু বৃষ্টিই ভালো লাগে সবথেকে ব যদি বলি বলা
হ্যাঁ, বৃষ্টি তো অ্যা ঝিম ঝমঝমে বৃষ্টি। এহ টিনের যদি চাল থাকে না, এ্যা ফ্ল্যাট বাড়িতে বুঝতে পারবেন না, তার একটা ছন্দ আছে কিন্তু।
হুম। উ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি তো ওরকম থাকি না। জানি না। বলতে পারবো না আচ্ছা। হুম, হুম, হ্যাঁ। শহরে থাকা হয় তো অভিজ্ঞতাটা কম মনে হয়।
আ তো যাই হোক, আ আ আমরা শহরেই থাকেন বোধহয়, না? আচ্ছা। আচ্ছা। আ ঠিক আছে, শুরু করি। হ্যাঁ। তো মানে আমার মনে হয় কি মূল জিনিসের কারণেই মানে অর্থনৈতিক অবস্থা। যখন একটা সমাজে মানে অর্থনৈতিক টানাপোড়েন চলবে, ভয় ইয়ে চলবে সেখানে কিন্তু মানে অ্যা অপরাধ অপরাধও বাড়ে।
আচ্ছা। হুম। জি, জি। হুম।